আচ্ছা, দারুন প্রশ্ন। এবং প্রশ্নটা অনেক সহজ এবং খুবই কঠিন। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ, আসলে নিঃসন্দেহে। বিষয়টা হচ্ছে, আ আগামী ৫ বছরে উন্নত করতে চাই, এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই প্রযুক্তিগত উন্নত আমি বলবো এবং আমি আগামী ৫ বছরে যে জিনিসটাতে focus করবো সেটা কোনো ব্যক্তিগত দক্ষতা না। বরঞ্চ ব্যবসাপন্থির দক্ষতা বলতে আ কিভাবে একজন entrepreneurship হওয়া যায়। মানে একজন খুবই সফল ব্যবসায়ী হওয়া যায়। এই বিষয়টা শেখার আমি চেষ্টা করবো আগামী অ্যা আগামী দিনগুলোতে এবং তারপরে আমি চেষ্টা করবো যে সেইটাকে কাজে লাগিয়ে আর এই যতদিন শিখছি আমার বিনিয়োগটা ready করতে। এবং সেই বিনিয়োগটা সেখানে করতে যেটা আমি শিখছিলাম এবং ভালো কিছু করার এবং ব্যবসায়ী সফল হওয়ার আগে।
হু, হু। জি। জি, জি। <laughs> হু, হু। বাহ! চমৎকার! হু, হু। হু, হু। উহ হু। বাহ! বাহ! আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। উহুম। হু, হু। হু, হু। বাহ! চমৎকার! আপনি আ যে বিষয়ে আপনি দক্ষতা রাখেন এবং যে বিষয়ে উন্নত অ জ্ঞান রাখেন আপনি আ সেটিকেই একটু আ আরো সান দিয়ে, আরো একটু আব আ সুন্দর করে এবং সাবলীলভাবে আ সেটির মধ্যে যদি আরো দক্ষতা উন আপনি আ তৈরি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার আগামী ৫ বছর আপনার উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, আমি তেমনটি মনে করি। আপনার সঙ্গে যদি আমি আমার চিন্তা চেতনা একটু সংযুক্ত করে দেই এখানে, তো আমাদের যে আ স্বাভাবিক যে আমাদের পেশাগত দক্ষতা, এর পাশাপাশি যখন আমরা একটা ব্যবসায়িক চিন্তাভাবনা করি, যেমনটি আপনি বলছিলেন, একইরকমভাবে ব্যবসায়িক একটি চিন্তাভাবনা যদি আমরা সেটা আমাদের কল্প কর্ম পরিকল্পনায় রাখি এবং সেটিকে ধরেই যদি আমাদের অ্যা আগের এবং সামনের যিনি বাও আমাদের কর্ম পরিকল্পনাগুলো সাজাই তাহলে ৫ বছরে কিন্তু আমাদের আ অবস্থানগত একটা পরিবর্তন নিঃসন্দেহে আমরা আশা করতে পারি। কি বলেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, একদম ঠিক। ৫ বছর কিন্তু অনেক সময় মশাই। <laughs>
অনেক বড় সময় জি, জি, জি, জি। অবশ্যই। <chuckles> আপনার সঙ্গে একমত আমি।

হুম, আমে ইস খুব চমৎকার বলেছেন। আপনার সাবলীল বক্তব্য আমার কাছে খুবই পরিষ্কার। হ্যাঁ? আ তবে আ আপনি যে পেশার কথা বললেন, আপনি যে দায়িত্ব সে জায়গা রয়েছেন, যে কর্মের মধ্যে রয়েছেন সেটি থেকে কিন্তু বিশ্বজয় করা সম্ভব এবং বর্তমান যুগ আপনার, আপনাকে ঘিরেই কিন্তু পরিচালিত হচ্ছে। সুতরাং হ্যাঁ। <chuckles> আ জি। হুম, হুম।
হু, হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখবেন বর্তমান সময়ে যে মানুষগুলো সারা দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে তাদের প্রত্যেকেই কিন্তু এইযে প্রযুক্তির সাথে সংযুক্ত। আপনি দেখবেন না যে একজন কাপড় ব্যবসায়ী সারা পৃথিবীর আ আ শেখর একদম সবচেয়ে বড় বড়লোক বা একটা দুনিয়াবী একটা শক্তিশালী মানুষ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন যারাই কিনা প্রযুক্তির সাথে সংযুক্ত, উদাহরণস্বরূপ বিল গেটস, জেফ বেজোস হ্যাঁ, একদম সঠিক। আপনার তো ভালো ধারণা আছে এ বিষয়ে দেখছি।
হু, হুম। একদম। হুম, হুম, হুম। হু, হু, হুম। হু, হুম। হু, হুম। বিল গেটস, ইলন মাস্ক। হুম। <laughs> জি, বলতে পারেন। আ অল্প স্বল্প আমি যদিও সরাসরি আপনার মতো একেবারে এই related এর সংযুক্ত না তবে আপনার সঙ্গে কথোপকথনে অনেকখানি নিজেকে সংযুক্ত করতে পারছি। ধন্যবাদ আপনাকে। <chuckles>
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। তো হ্যাঁ, সেই অনুরূপভাবে ওই একই কথাটাই বলতে চাচ্ছি যে আ প্রযুক্তির সাথে থাকলে অনেক কিছু করা যেতে পারে। আপনিও প্রযুক্তির সাথে সংযুক্ত হন কোনো না কোনোভাবে। আ এটা আমি আশাবাদী যে আপনি অবশ্যই প্রযুক্তির সাথে সংযুক্ত হয়েই ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছু করবেন। আপনি দেখবেন যে আপনি খুব ভালো করছেন।
উ হুম। হু, হুম। হুম, হুম। হুম, হুম।